আচ্ছা। এক্ষেত্রে এমন কোন অভিজ্ঞতা আছে কি আপনার যে খাতটাতে আসলে ব্যক্তিগত স্টাইল করার জন্য সবচাইতে বড় ভূমিকা রেখেছে কখনো?
হু, হু। জি, জি। আসলেও অবশ্যই আছে। আ যেটা আমাকে চি মানে সবসময়ের জন্যই বদলে দিয়েছে। সেটা হচ্ছে আমার পেশা আরকি। আমি পেশাগতভাবে একজন খেলোয়াড়। তো খেলোয়াড়দের জীবন এবং চলাফেরা সবকিছু একদম ভিন্ন। তো ওইখান থেকে আসলে আমার স্টাইলটা পুরাই বদলে গিয়েছে এবং আমি বলতে পারি আমারটা পুরাই ভিন্ন।
হুম। হ্যাঁ, আচ্ছা। হুম। হ্যাঁ, আচ্ছা। হোহো! আচ্ছা। আচ্ছা। নাইস! নাইস! টা এটা আসলেই। যে যার, যার যে একটা স্টাইল আছে ব্যক্তিগত, সেটা কিন্তু পুরোপুরি আলাদা হয়। একেকজনের সাথে যে মানে একজনের সাথে যে আরেকজনের মিলবে স্টাইলটা, সেটা কিন্তু আর হয় না আর। তারপরেও মানে যখন আসলে দেখেন যে আপনি কোন একটা পোশাক পরিধান করছেন বা, আপনার যে একটা ব্যক্তিগত আচরণ আছে, সেটাতে আসলে এমন কোন অভিজ্ঞতা আছে কি? যেটা আসলে সবচাইতে বেশি প্রভাব ফেলেছে আপনার স্টাইল গড়ার ক্ষেত্রে?
উহ জি, জি। জি, জি। হয় না। জি। একদম। হ্যাঁ। দেখুন আ যদি দেখা যায় আ প্রায় ৯০% মানুষ কিন্তু দেখা যায় আ এই কর্পোরেট চাকরি করছে বা, কোনো কিছু তো একটা আছে যেখানে শার্ট, প্যান্ট আর জুতো পরে, আরেকটা কিছু পরে আ বেরোচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে আবার পুরা ভিন্ন। আমি হচ্ছি একজন পেশাদার গলফার, হ্যাঁ? গলফারদের আবার কাপড়চোপড়টা অতিরিক্ত ফিটফাট থাকতে হয়। এটা যদি না থাকে, তাহলে তাদেরকে মাঠেই নামতে দেওয়া হয় না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার আবার একটু সুবিধা হয়েছে সেটা হচ্ছে অ্যা পোলো টিশার্ট পরতে হবে। অবশ্যই বা tucking করতে হবে। আমার টি আমার টি-শার্টটা এবং gabardin প্যান্টের সাথে বেল্ট পরতেই হবে। তো বলতে পারেন semi formal একটা outfit হ্যাঁ? যেটার কারণে মানে আমি যেকোনো জায়গায় এই জায়গায় এই জিনিসটা পরে আমি যেকোনো জায়গায় যেতে পারি।
হুম, হু, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, আচ্ছা। হু, হু। আহ! হ্যাঁ, হ্যাঁ। বলা যায়। উ হুম, হুম। না, ঠিক আছে। যে আপনি আপনার পোশাক পরিধানের যে একটা স্টাইল বলেছেন বা, আপনার যেহেতু আপনি পেশাদারের ক্ষেত্রে যে খেলোয়াড় বলেইছেন ১ম দিকে। তো এইযে এই একটা ব্যক্তিগত স্টাইল, সেটা কিন্তু আসলে টোটালি ডিফারেন্ট হতেই পারে। কারণ সবার সাথে মিলবে যে এমনটা তো না। আর তাছাড়া হয়তোবা আপনি আপনার পোশাক পরিধানের ক্ষেত্রে হোক বা, ব্যক্তিগত স্টাইলটা ধারণের ক্ষেত্রেই হোক, সেক্ষেত্রে হয়তোবা একটু স্বাচ্ছন্দ্য বেশি বোধ করছেন, যেটা আপনার কথাবার্তার মাধ্যমে বোঝা যাচ্ছে। তবে ছোটবেলায় এমন কোনো স্মৃতি কি আছে? যেটা আসলে আপনার স্টাইলের সঙ্গে যে জড়িয়ে আছে যে, "না, তখন তো আসলে এভাবে পরতাম, এটা আসলে এখন খুব বেশি ই ইচ্ছে করে যে ওভাবে পরলে হয়তো এখনো ভালো লাগতো।" এই বিষয়টা হয়েছে?
জি, জি। হুম, জি, জি। একদম, একদম। জি, জি। অবশ্যই। জি, জি, জি। হুম, অবশ্যই। আর এখানে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে আমার পিতা এবং আমি, আমাদের দুজনের একটা অভ্যাস আছে আরকি। আমরা যদি মনে করেন আছে না? যে বাসার নিচে কোনো বন্ধু আসলো, একটু দেখা করতে বা কেউ আসলো অথবা বাসার কাছেই কোথাও একটু যাচ্ছি। অনেকে দেখা যায় বাসার যে কাপড়টা পরে আছে, সেটা পরেই বেরিয়ে যায়। কিন্তু আমার আর আমার পিতার ক্ষেত্রে যেটা হয়, সবসময় আমরা যদি একটু নিচেও যাই, আমরা একদম সুন্দর ফিটফাট বাহিরে পরা কাপড় পরেই নামি। নেমে তার পরে দেখা করি। ওই অভ্যাসটা তখনও ছিল, এখনও আছে। কিন্তু একটা জিনিস খুবই মিস করি। সেটা হচ্ছে, আমার বাবাকে। যিনি আসলে এই দুনিয়াতে আর নেই। তো ২ জন মিলে যে একসঙ্গে এই অভ্যাসটা করতাম, এই জিনিসটা আরকি। এই ১ জনকেই খালি আমি মিস করি। এ বাদে একই আছি। কোনো পরিবর্তন করা হয়নি।
হুম। ও আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, এটা তো হয়। জি, জি। বাহ! হুম। ওহ আচ্ছা। উহুম, হুম। না, ঠিক আছে। হারিয়ে যাওয়ার বেদনা তো অবশ্যই থাকে। কিন্তু কিছু, কিছু স্মৃতি দেখবেন সেগুলা মানে খুব বেশি মনের মধ্যে এক ধরনের তাড়না জাগায় যে, না, তার সাথে হয়তো বা আপনার যে একটা স্টাইলের মিল ছিল বা আপনারা ২ জন যে একসাথে আসলে হ্যাঁ, এই যে বললেন যে সাধারণ পোশাকে আসলে বের হতেন না। দেখা যেত খুব বেশি মানে posh করে চলাফেরা করার যে একটা বিষয় আছে, সেটা হয়তোবা করতেন। যেটা আসলে বোঝা যাচ্ছে আপনার কথাবার্তার মাধ্যমে। তবে তাকে দেখে কি আপনি আপনার নিজের যে একটা স্টাইল, সেটা গড়ার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন নাকি এমন কোনো যে বন্ধুবান্ধবও আছে বা পরিবার-পরিজনের মানুষজন আছে, যাদেরকে দেখেও কিন্তু নিজের একটা ব্যক্তিগত স্টাইল আপনি আসলে করতে সক্ষম হয়েছেন? কোনটা?
জি। মিল ছিল। জি। জি। উম এটা আমার পিতাকে দেখেই আসলে অব style টা পরিধান করতে আমি আ সক্ষম হয়েছি এবং আ বিশেষ করে তার চলে যাওয়ার পর থেকে আমি মানে আমাকে এই জিনিসটা আরও বেশি প্রভাব ফেলেছে যে একসঙ্গে যেহেতু সবসময় এই কাজটা করে আসছি, আমি যতদিন আছি, আমি এটা ধরে রাখবো এবং আমার যদি ভবিষ্যতে, ভবিষ্যৎ যে প্রজন্ম যদি আসে, তাদেরকেও শিখাবো যে, এইভাবে থাকবে। কারণ তোমার বড় আব্বা বা উম মানে তাদেরই তো দাদাই হবে। তোমরা কিন্তু এইভাবেই থাকবে, যেভাবে তোমার দাদা শিখিয়েছি কারণ আমিও তো তার থেকেই শিখেছি। আর অনেকে পছন্দ করে ব্যাপারটা। অনেকের আবার একটু ইয়া। যেমন, আমার মায়েই বলে, "নিচেই যাবা, তো এত ফিটফাট হয়ে যাওয়ার কী আছে?" তো আ তো আমরা আসলে একটু ভিন্ন থাকতে পছন্দ করতাম সবসময়। তো এই জিনিসটা না আমি চাই যে এটা আমি ধরে রাখব। আমার বাবাই আমার বাবাই আমাকে খুব প্রভাব প্রভাবিত করেছে এটা, যেটা আমি এখনো করে থাকি তো অ্যা হ্যাঁ, সেটাই আরকি। বাবা থেকেই প্রভাবিত হয়েছি।
হুম। হ্যাঁ। জি। উ হু। হ্যাঁ। হু, জি। বাহ্! <chuckles> সেটাই তো। ও হো হো! শিখিয়েছে আরকি। হুম। বাহ চমৎকার। এই যে আপনি আপনার বাবাকে নিজের একটা idol ভাবার যে চিন্তা ভাবনা আসলে ছিল শুরু থেকে ছোটবেলা থেকেই স্টাইল ক্ষেত্রে হোক বা ব্যক্তিগত পোশাকের ক্ষেত্রেই হোক সেটা আসলে চমৎকার। এই স্মৃতিটাও কিন্তু দারুণ। তারপরে যে আপনি বললেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রেও এই একটা স্টাইল আপনি ধরে রাখতে চাচ্ছেন। হয়তোবা সেটা ঐতিহ্যের কারণেই। যেহেতু আপনার বাবা এই একটা স্টাইল আসলে সবসময় আসলে carry করত। আপনিও আসলে চাচ্ছেন যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম যেন সেটা carry করে ধরে রাখুক। বিষয়টা কিন্তু চমৎকার একটা মানে idea share করেছেন আপনি। তবে মানে এমন কোন কিছু কি মনে করেন কখনো যে স্টাইল আসলে শুধু পোশাকে তো হয় না। অনেক সময় দেখা যায় মানুষের যে একটা মনোভাব বা চিন্তাভাবনা এগুলার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা প্রভাব ফেলতে পারে বা ভালো একটা অনু হ্যাঁ, ভালো একটা বিষয়ও কিন্তু এক্ষেত্রে মানে অনুপ্রেরণা জাগাতে পারে। মানে কি মনে হয় আপনার কাছে এটা কেন আসলে হয়? যে শুধু আসলে পোশাক তো না, মনোভাবের ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। কেন মনে হয়?
জি, জি, জি। একদম তাই, একদম তাই। ধরে রাখি জি। জি। অবশ্যই। আচ্ছা, এটা দেখুন আ ওই যে আমি যেটা বলেছি ১ম এ যেটা উল্লেখ করেছি যে আমার পেশার কারণে আমার একটা ভিন্ন রকমের স্টাইল আছে হ্যাঁ? তো আমার পেশা যেটা সেটা আমাকে শুধু আসলেও ঠিকভাবে কাপড়চোপড় পরিধান করতে শেখায়নি, আমাকে এটাও শিখিয়েছে যে আমি যে খেলাটার মধ্যে আছি এটা হচ্ছে ভদ্র মানুষদের খেলা ঠিক আছে? এখানে কোনো যেমন ফুটবলে দেখা যায় ধাক্কাধাক্কি হচ্ছে, একটা হিংস্রতা আছে, আ তারপরে দেখা যায় রাগবি বলেন ওইখানে ধাক্কাধাক্কি হচ্ছে। কিন্তু এইখানে আমার খেলাটা আমার একা খেলতে হয়, আমার নিজের চিন্তাভাবনা দিয়ে খেলতে হয়। তো এই খেলাটার মধ্যে থেকে আমি আসলে শৃঙ্খলতা শিখেছি দ্বিয়া দে দ্বিতীয়ত শিখেছি যে আসলেও golf কিন্তু আ দেখা যায় সবচেয়ে উচ্চতম শ্রেণীর যে মানুষরা তারাই খেলতে আসে হ্যাঁ? তো ওদের জি।
হুম। জি। হ্যাঁ। উ জি। হুম। আচ্ছা। অ্যা হ্যাঁ, শান্ত প্রকৃতির পরিবেশও থাকে সে
জি, জি, জি। তো ওদের সঙ্গে যে উঠা বসাটা, তাদের কথা বলা, তাদের ব্যবহার, আচরণ, তাদের আও একেকজনের সাথে একেকজনের মিল, আ একসাথে একটা রুটিন থাকে। যে প্রতিদিন সকাল ৬ টা বাজে উঠে খেলতে আসবো। ওইখান থেকে আমি শৃঙ্খলতা শিখেছি। অনেক কিছু শিখেছি আমার আমার খেলাটা থেকে।
হু, হুম। উ জি, জি। আহ আচ্ছা। নাইস। হুম। এইযে আপনি আপনার পেশাগত দিক থেকে যে আপনি সকাল ভোরবেলায় উঠার একটা রুটিন বলেছেন। তারপরে ধরুন যে আপনার যে মনোভাব খেলার ক্ষেত্রে, হ্যাঁ? একটু শান্ত মনোভাব রাখার যে একটা বিষয় আপনি আ শুরুতেই বললেন যে, আপনার এই পেশাটা হয়তো এমন একটা উম শান্ত প্রকৃতির পেশা। যেখানে আসলে নিজেই শৃঙ্খলাবোধ শিখতে পারছেন, যেটা আপনি বললেন। এগুলা টোটালিই কিন্তু সবগুলোই কিন্তু স্টাইলের মধ্যে চলে যাচ্ছে। শুধু আসলে পোশাক না, এটা আসলে যে আপনি বিশ্বাস করছেন যে পোশাকই আসলে ব্যক্তিগত স্টাইল হয় না। কিছু, কিছু ক্ষেত্রে আচার আচরণ বা, নিজের মূল্যবোধ থেকেও কিন্তু এই ধরনের একটা ব্যক্তিগত স্টাইল গড়ে তোলা সম্ভব। এটা আসলে বেশ মনে ধরেছে কিন্তু। বেশ ভালো লেগেছে এই কথাটা আপনার। তবে সময়ের সাথে যদি মানে দেখা যায় আপনি যতই ছোট থেকে বড়তে আসলে মানে পরিণত হচ্ছেন বা, বয়স তো একটা বাড়ছে, তাই না? তো সেক্ষেত্রে স্টাইলটা আসলে কিভাবে পরিবর্তিত হচ্ছে?
জি, জি। একদম ঠিক, একদম ঠিক। একদম। জি, জি, জি। একদম ঠিক। জি, জি, ধন্যবাদ। জি, জি। জি, অবশ্যই। আচ্ছা, এখন যেটা দেখা যাচ্ছে যে, আ সবসময় তো দেখা যায় আ মানে, স্টাইলটা ধরে রাখা সবসময় সম্ভব হয় না। কিছু সময় একটু চেঞ্জ করতে হয়। যেমন আমি আ খুব রিসেন্টলি আমার জীবনে একটা জীবনসঙ্গীনি যোগ হয়েছে। তো আ সেক্ষেত্রে যেটা দেখা হচ্ছে যে, ওর সঙ্গে বাহিরে গেলে, আমার একেবারেই অন্যরকম পোশাক পরিধান করতে হয়। কারণ হচ্ছে সংস্কৃতি বলে একটা জিনিস আছে যে, আ ম্যা "এভাবে তুমি যদি যাও, তাহলে মানুষ দেখতে খারাপ বলবে।" তা আমার পরিবর্তন আ অলরেডি হচ্ছে। যে নতুন একটা জীবন শুরু হওয়ার কারণে, আমার আগের যে স্টাইলটা, মনে করেন আমি আগে বাইরে খেলে, কাঁটা চামচ আর চামিচ ছাড়া খাবার খেতাম না। আর এখন যেটা হচ্ছে, আমার হাত দিয়ে খেতে হবে। নাহলে মানুষরা আমাকে বলে, "ছেলেটা বেশি ভাব দেখাচ্ছে মনে হচ্ছে।" <chuckles> তো হ্যাঁ, হ্যাঁ। তো এরকম কথা শুনতে হয় মাঝে, মাঝে। তো যার কারণে আসলে পরিবর্তন, আমার অনেকটাই আনতে হচ্ছে। আর আসলে পরিবর্তনের মধ্যে দিয়েই কিন্তু, আরো নতুন কিছুও শেখা যায়, যেটা আমি অনুভব করেছি। কিন্তু আমি আগে যে একটা নিয়মের মধ্যে থাকতাম। ঐ- ঐ পরিবর্তনটা না আমার কেন জানি খুব মানে মানে আমাকে অস অস্বস্তিকর টাইপ, একটা পরিবেশে নিয়ে আসছে জি। কারণ খেলাটার সাথে অনেকদিন যুক্ত আমি।
এক একদম। হু, হুম। আচ্ছা, নাইস! হুম। অবশ্যই। বাহ! হ্যাঁ, আচ্ছা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। শো অফ করছে। সেটাই। হুম। অবশ্যই। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা তো হবেই, স্বাভাবিক। আ তারপরেও যে আপ হুম। তারপরে যে আপনার জীবনসঙ্গিনী যে এখন আসতে চলেছে যার জন্য আসলে আপনি এতটা আসলে পরিবর্তিত ও হওয়ার চেষ্টা করছেন সেটাই আসলে মানে বড় ব্যাপার। কারণ নিজের ব্যক্তিগত স্টাইল বা আপনার বাবা থেকে পাওয়া যে একটা বললেন পোশাক পরিধানের এক ধরনের স্টাইল বা নিজের চিন্তা ভাবনা যেটা ছিল যে কাঁটা চামচ দিয়ে খাবার খাওয়ার যে একটা অভ্যেস ছিল। হাতে মানে হাতে করে যে একটা খাবারের অভ্যাস সেটা হয়তো আপনার ছিল না আরকি। তো এখন যে হাত দিয়ে একটা পরিবর্তনের দিকে আপনি আসলে যাচ্ছেন যে হাত দিয়ে খাওয়ার একটা অভ্যাস করে তোলা দরকার আপনার জীবন সঙ্গিনীর জন্য। এটা কিন্তু শুনে বেশ চমৎকার লেগেছে খুব মজাদার একটা বিষয় ছিল কিন্তু আপনার কথাবার্তার মাধ্যমে বোঝা গিয়েছে। তবে কখনো যদি হয় যে আসলে কোন ভুল একটা স্টাইল আপনি আসলে বেছে নিয়েছেন। স্টাইল তো বলতে আসলে এই যে আপনি বললেন, পোশাক-আশাক না ব্যক্তিগত আচরণও কিন্তু হয় হ্যাঁ? বা একটা অভ্যেসও। তো সেক্ষেত্রে কিছু কি শিখেছিলেন ভুল স্টাইল থেকে আপনি কখনো?
জি, জি। জি, জি। জি, জি। জি, জি, জি, এখন নতুন। জি, জি। <chuckles> জি, ধন্যবাদ। অবশ্যই। আ আ হ্যাঁ, অবশ্যই শিখেছি। দেখুন আ বিশেষ করে দেখা যায় যে আ যখন আমি আমার পেশাগত মানে পেশাতে থাকতে থা আমি আমার পেশাটাকে আসলে খুব ভালোবাসি। তো আমি না সবসময় আমার আ মনমানসিকতা ছিল যে আমি আ আমার পেশাকে নিয়ে চিন্তা করবো আমি কীভাবে উপরে উঠবো? তো এটার মাধ্যমে একটা ভুল হয়েছিল আমার। ভুলটা হয়েছিল কি আমি আমার পরিবারের সঙ্গে সময় দেওয়া তারপরে আ দেখা যাচ্ছে যে অনেক দাওয়াত থাকতো সামাজিকতা যেটা হচ্ছে প আ আত্মীয়স্বজন থেকে আসছে, বন্ধু-বান্ধব আমি না ওদের সবাইকে এড়িয়ে চলতে শুরু করি এবং আ আমি আমার পেশার দিকই খালি খেয়াল করতে থাকি। তো এই যে দেখেন যোগাযোগটাও কিন্তু একটা স্টাইলের মধ্যেই পড়ে। কারণ হচ্ছে আমি মানসিকভাবে কতটা সামাজিক এটা কিন্তু আমার কথাবার্তা দিয়ে বোঝা যায়। তো জি, তো এই জিনিসটা আমি ভুল করেছি এটা আমি আ একটা সময় যেয়ে টের পাই। তো তখন আসলে আমি আস্তে, আস্তে আমার এই ভুলটাকে শুধরানো আ শুরু করি এবং এখন মোটামুটি সামাজিক হয়েছি আরকি।
আচ্ছা। বাহ! হুম। হুম। আ হ্যাঁ, হ্যাঁ। ওহ। হুম, হুম। অবশ্যই, অবশ্যই। বাহ! চমৎকার, চমৎকার এই যে আপনি বললেন যে, আপনার একটা অভ্যেস হয়তো ছিল যে সহজে আসলে নিজের পেশাকে আসলে নিয়ে ব্যস্ত থাকতেন বা পরিবারের ক্ষেত্রে হোক বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে হোক তেমন একটা সামাজিক ছিলেন না। এটাও আসলে ব্যক্তিগত একটা স্টাইলের মধ্যে পড়ে যেহেতু আসলে মানে আপনার একটা আচার-আচরণ বা ভঙ্গিমা সবটাই কিন্তু ব্যক্তিগত স্টাইল বলা যায়। তো আ full একটা স্টাইল নিজে থেকে স্বীকার করে নিয়ে সেখান থেকে আসলে কিছু, কিছু শিখে নিজেকে যে পরিবর্তন করার চিন্তাভাবনা বা মন মানসিকতা রাখছেন সেটাই আসলে মানে বলতে হচ্ছে যে আপনাকে সেক্ষেত্রে বাহবা কিন্তু দিতেই হচ্ছে হুম? তো এক্ষেত্রে আপনার যে স্টাইল সেটা আসলে কি মনে হয়? যে অন্যদের কাছে কি এমন কোন বার্তা পাঠাতে পারে যেটা আসলে খুব positive হতে পারে? কী মনে হয় আপনার কাছে?
একদম তাই। একদম তাই। জি, জি। ধন্যবাদ, ধন্যবাদ জি। হুম, হুম। আ আমার মনে হয় যে, আসলেও একেকটা মানুষ একেক রকম, হ্যাঁ? তো তাদের চিন্তাভাবনা, ভাবভঙ্গি আ সবকিছুই ভিন্ন থাকে। কিন্তু আমি যেভাবে চলি-ফিরি, আ এটা বলতে গেলে আ ধরেন তা ২০-৩০% মানুষের জন্য আ প্রযোজ্য। কারণ হচ্ছে, আমার মতো করে থাকতে গেলে না? তখন দেখা যাবে তাদের যে, কর্পোরেট যে লাইফটা আছে, তাদেরও কিন্তু একটা নির্ধারিত পোশাক আছে এবং কথাবার্তার ধরন আছে। তো আমার ধরনের সাথে, ওদের ধরণটা মিলটা একটু কষ্টদায়ক। বাট আমি মনে করি না যে, আমার স্টাইলের কারণে কারো উন্নতি হবে বা কিছু। আসলে আমি আমার পেশা থেকে বলছি, অন্য পেশায় অন্যরকম। অন্য মানুষটা অন্যরকম আরকি। হয়তো বুঝাতে পেরেছি।
হুম। হ্যাঁ। এটা আসে এটা স্বাভাবিক। আসলে কিন্তু তারপরও দেখা যায় কি? যে, আপনার যে একটা স্টাইল, সেটা থেকে কিন্তু আপনার আশেপাশের মানুষজন কিন্তু অনেক কিছু শিখতে পারবে যে, "না এই মানুষটা এভাবে চলছে, আমারও তো আসলে এভাবে, এতটা শৃঙ্খলা বোধের মধ্যে দিয়ে যাওয়া উচিত।" বা সে নিজেকে যে আসলে ক্যারি হ্যাঁ এই বিষয়টা থাকা উ
ও! আচ্ছা। জি, জি, জি। না, না, এইটা ঠিক আছে। এইটা তো অবশ্যই আছে একটা জিনিস সেটা হচ্ছে, আমি আমার স্টাইলের মাধ্যমে আমি সবসময় এইটুকু জানি যে, আমি আমার সময়কে অনেক মূল্য দিয়ে দেখি, আমার সময়ের অনেক মূল্য। আমার কথা হচ্ছে, আমি একদম টাইম মতো খাবো, টাইম মতো ঘুমাবো, টাইম মতো উঠবো আর প্রতিদিন নিজের উপর, নিজের একটু খেয়াল করবো। তো অবশ্যই, এখানে আমার থেকে সময় নিয়ে অবশ্যই মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে যে, সময়টা আমি কীভাবে মেনে চলি।
বাহ! হু, হু। হুম। হুম, বেশ দারুণ লেগেছে। এইযে আপনি সময়ানুবর্তিতার যে একটা ব্যাপার বলেছেন, প্রত্যেকটা কাজ সময়ে সময়ে ম্যাচ করে, করে করেন। তারপরে যে শৃঙ্খলাবোধের কথা বলেছেন। সবকিছুই কিন্তু আপনার ব্যক্তিগত স্টাইলকে জুড়ে দিয়েচ্ছে, একসাথেই কিন্তু। হ্যাঁ? পাশাপাশি আপনার বাবার স্মৃতির কথাটা বলেছেন, বাবার সাথে যেভাবে আসলে নের ক্ষেত্রে, বাহিরে গেলে সাধারণ পোশাক পরতেন না। জমকালো আ পোশাক বা যেটা আসলে আপনার স্টাইলটাকে আসলে ক্যারি করবে। এ ধরনের একটা আলাদা একটা স্টাইল কিন্তু গড়ে তুলেছিলেন। তো এই বিষয়গুলো শেয়ার করেছেন যে, অনেকটা আসলে মানে বুঝতে পারছি যে, আপনি আসলে বা ব্যক্তিগতভাবে হয়তো খুবই আলাদা একজন মানুষ। যেটা আসলে মানে সমাজের ক্ষেত্রে বলে না? ভালোই একটা প্রভাব পড়তে পারে? সেই ধরনের একটা ব্যক্তিগত স্টাইল আপ
জি, জি, জি। একদম, একদম। জি। জি। জি, অবশ্যই। ধন্যবাদ, ধন্যবাদ। জি।
এই যে আপনার সাথে কথাবার্তা বললাম। অনেকটাই কিন্তু ভালো লেগেছে, অনেক আনন্দ করতে পেরেছি। তো আপনাকে আন অনেক, অনেক ধন্যবাদ।
জি, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি ধৈর্য দিয়ে আমার কথাগুলা শুনেছেন এবং আসলেও মনের কথাগুলা বলতে পারলে, খুব ভালো লাগে। আর বিশেষ করে, এইসব কথাবার্তা সচরাচর বলা হয় না সবার সাথে। তা আপনার সাথে কথা বলে কিন্তু বেশ ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক, অনেক শুভকামনা। শুভরাত্রি।